ধরুন, আমাদের তো অ মানুষ বলতে <smacks lips> স্বপ্ন কিন্তু আমি অনেক কিছুই দেখি, তো সেই স্বপ্ন কিন্তু মাঝে মধ্যে যখন পূরণ হয় না, বা কোনো কাজে যখন আপনি সঠিক ভাবে করতে পারেন না তখন কিন্তু একটা ব্যর্থতা নিজেকে মনে হয় যে, আসলে আমার দ্বারা এই কাজটি হলো না বে তো মনে হয় যে ব্যর্থ হয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে যদি আমি সহজ ভাষায় বলি, আসলে সেরকম কোনো এখন আমার যদিও মনে পড়ছে না, তো আমার কাজের ক্ষেত্রেই যদি আমি বলি, যে এখন আমার যে জীবন মানে আমার ক্যারিয়ার যে যেটার সাথে যুক্ত আছে সেটি যখন আমি ১ম, শুরু করি তো, এখন কিন্তু প্রযুক্তির যুগে কিন্তু সবাই দেখবেন যে এখন ঘরে বসে থেকেই, ভালো একটা আয় করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমারও একটা জি সেটা দেখে কিন হ্যাঁ সেটা দেখে কিন্তু আমারও অনেক ইচ্ছে করেছিল এবং আমি যে ল্যাপটপ কম্পিউটার নিয়ে কিন্তু বসে পড়ি, আসলে তখন তো বুঝিনি আসলে সবাই যেহেতু করছে আমিও চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু এগুকু এগুলোর মধ্যে তো অনেকগুলো ধাপ থাকে অনেক কিছু মানে অনেক সময় ব্যয় করতে হয় অনেক কিছু শেখার বিষয় থাকে তো সেক্ষেত্রে আমি যখন শুরু করেছিলাম, আমি কিন্তু টুকটাক অ্যা, যা পেরেছি নিজের মতো করে তা কিন্তু শিখে ফেলেছি শিখাই পারেই কিন্তু যখন আমি যেয়ে আসলে আয়ের চেষ্টা করি তখন কিন্তু আসলে আমার ক্ষেত্রে হচ্ছিলো না। মানে আসলে তখন কিন্তু অনেক চিন্তাভাবনা কাজ করছিলো যে আসলে আমি যে এত সময় দিচ্ছি আমার দ্বারা হবে কিনা? আমি কিন্তু প্রায় দু বছরের মতো এমন চেষ্টা করি এবং তেমন কোনো সফলতা যদি বলি যাবো কোনো কাজ সেম তেমন কিছুই আসলে পাইনি তো সেক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে আমাকে মনে হচ্ছিল ব্যর্থ যে সবাই পারতেছে আমি পারছি না। মানে হয়তো আমার কোনো ব্যর্থতা আছে বা কোন ভুল আছে। তো সেক্ষেত্রে আবার সেটিকে আমি কিন্তু ঠিকও করে নিয়েছি।
হ্যাঁ। মনে হয় যে ব্যর্থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। ভালো কিছু আয় করছে বা ভালো কিছু করছে। এট লিস্ট মনের শান্তি পাচ্ছে। হু, হু, হু। অবশ্যই। হুম। অবশ্যই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না যদি এমন হয়, যদি এমন হয় যে, আমরা আসলে যে ব্যাপারটাকে ব্যর্থতা বলে থাকি সেই ব্যাপারটা হয়তো অন্য কারো কাছে ব্যর্থতা হবে না। ধরেন আপনি যদি, লাগাতার ২-৩ বছর ব্যর্থতার পর একটা সুন্দর জিনিস পেয়ে থাকেন বা সুন্দর জিনিস আপনার লাইফে আসে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আসে, অনেক বেশি কার্যের জায়গা থেকে আসে, তখন কিন্তু ওই পুরো জিনিসটাকে আর ব্যর্থতা মনে হয় না। মনে হয় যে ওইটা আমার একটা শেখার সিঁড়ি ছিল। যার থ্রুগ তে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পারছি। তাই নয় কি?
হু, হু। জ্বী। জ্বি, একদম। হু, হু।